সম্প্রতি বেশ কিছু বিষয় নিয়ে, অ্যা খুব খারাপই দিনকাল চলছে বলা যেতে পারে। বিষয়গুলো বেশ জটিল এবং আমাকে একটা দ্বিধা দ্বন্দ্বের ভিতরে আসলে ফেলে দিচ্ছে। আমি খুব করে চাইছি যে এই সমস্যা থেকে যেন আমি খুব দ্রুত বের হয়ে আসতে পারি, কিন্তু তেমন কোন পথ খুঁজে পাচ্ছি না, বা কি করলে আসলে এই সমস্যাটার সমাধান পাব, সেটাও বুঝে উঠতে পারছি না। চেষ্টা করে দেখেছিলাম যে, কয়েকজনকে পরামর্শ ও চেয়েছিলাম, বা কয়েকজনের সাথে কথাও বলেছিলাম। কিন্তু তেমন একটা ভালো কোন পরামর্শ আ আমি পাইনি। বলা যেতে পারে, তারা যে পরামর্শগুলো দিয়েছে, বা উপদেশগুলো দিয়েছে, সেটা তেমন একটা আমার কার্যকর হবে বলে মনে হচ্ছিল না। তো এই যে একটা সমস্যা নিয়ে আমি দীর্ঘদিন ধরে ভুগছি। এটা একটা মানসিক যন্ত্রণায় পরিণত হয়েছে, এবং দিনকে দিন দেখা যাচ্ছে যে, আমার মধ্যে আসলে আ একটা খারাপ লাগা থেকে কাজে মন বসা আ না মন বসা কিংবা আসলে বিভিন্ন বিষয়ে বেশ চিন্তিতই বলা যেতে পারে। তো ভাই, আপনার সাথে আসলে যেহেতু আমার কথা হচ্ছে, তো সেইক্ষেত্রে আপনার কাছে একটু আ অনুরোধ যে আমার এই বিষয়টাতে আপনি কিছুটা সাহায্য করতে পারবেন কিনা?
আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা। অবশ্যই। আমি করার চেষ্টা করবো সর্বোচ্চ আপনাকে সাহায্য করার এবং এটা সত্যি অনেকক্ষেত্রে অনেক সময় ফ্রাস্ট্রেটিং হয়ে ওঠে যখন আপনি বুঝতে পারেন যে একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এবং কারো কাছে যদি সাহায্য চান, সে যদি হয়তো সঠিক সাহায্যটা দিতে না পারে বা, এডভাইসগুলো দিতে না পারে তখন নিজের মধ্যেই অনেক সময় এটা খারাপ লাগা কাজ করে। এটা সত্যি। তো আপনাকে আমি কিছু বলার আগে একটু জানতে চাচ্ছি যে, আপনার কী ধরনের সমস্যাটা হচ্ছে? আপনি যদি একটু খুলে বলতেন, তাহলে কিন্তু আমার জন্য আপনার সমস্যাটা বুঝতে একটু সুবিধা হতো।
হু, হু। জি, অবশ্যই আমি চেষ্টা করবো আপনার সাথে বিষয়টা নিয়ে একটু খোলামেলা আলোচনা করার। তো সেক্ষেত্রে বিষয়টা যেটা যে, আসলে আ যখন আমরা কোন সামাজিক অনুষ্ঠানে আসলে নিমন্ত্রণ পাই, আসলে তখন আ পরিবার কিংবা আসলে একাকি কোনো একটা দাওয়াতে যাই। তো সেক্ষেত্রে আসলে যেটা হয় যে আ উপহারের যে বিষয়টা থাকে হয়তো কোনো একটা প্রোগ্রামে কাউকে যখন কোন একটা উপহার আমরা দিতে যাই। তো সেক্ষেত্রে আসলে উপহার বাছাই করা নিয়ে বেশ একটা সংকোচ বা, একটা সমস্যার মধ্যে আমি পড়ি। যে আসলে কি উপহার দেব? সেটা কি তার পছন্দ হবে কিনা? বা, আ আসলে সেটা দিলে কি আসলে পরিবেশের সাথে বা, আ প্রোগ্রামের সাথে আসলে মানানসই হবে কিনা? এইযে একটা বিষয়, সেটা নিয়ে বেশ দ্বিধার মধ্য দিয়ে আসলে যাচ্ছি। তো আ বলা যেতে পারে যে কিছুদিন আগে এরকমটা হয়েছে যে আমার পরিবারসহ একটা বিয়ের আ দাওয়াত আমাকে করা হলো। তো দাওয়াতে যখন আমরা যাব বলে নিশ্চিত হলাম। কিন্তু কি উপহার দেব আসলে? কি দিলে আ তাদের ভালো লাগবে? বা কোন জিনিসটাকে দেওয়া যায়? সেটা নিয়ে একটা সংকোচ কাজ করছিল। তো একটা পর্যায়ে আমরা চিন্তা করে দেখলাম যে আসলে আ কোন একটা উপহার যেহেতু খুঁজে পাচ্ছি না বা, কি দিবো সেটা বুঝতে পারছি না, তো নগদ কিছু অর্থ দিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে আসলে যেহেতু পরিবারসহ অ একটা প্রোগ্রামের দাওয়াত। তো অল্প পরিমাণ অর্থ কিন্তু আসলে দেওয়া যায় না। সেটাও কিছুটা আ খারাপ লাগে বা, মান সম্মানের একটা বিষয় থাকে। তো দেখা যায় যে আ অধিক পরিমাণে আসলে অর্থ দিতে হয়। কিন্তু আমি আ হয়তো ভাবছিলাম যে এইযে এত পরিমাণ অর্থ দিলাম, সেটার বিপরীতে কিন্তু অল্প খরচে বেশ ভালো কোনো উপহার দেওয়া পসিবল। তো এইযে একটা বাড়তি খরচও আমার হয়ে যাচ্ছে। এছাড়া শুধু বিয়ে নয়, দেখা যায় যখন বন্ধু-বান্ধবের আসলে আ কোন আ জন্মদিন থাকে কিংবা আ কোন একটা অ্যানিভার্সারির কোন একটা প্রোগ্রাম অথবা, আ যেকোনো একটা অফিসিয়াল প্রোগ্রাম যখন বা, কোন একজন ভালো কোন একটা কিছু করেছে, তার বিপরীতে থাকে কোন একটা কোনো গিফট দেওয়া। তো, এই সকল বিষয়গুলোতে আসলে মূলত এই সমস্যাটা আমার হয়ে থাকে। যে আমি একটা আ ভালো উপহার কিংবা মানানসই উপহার কিন্তু খুঁজে পাই না। তবে এই সমস্যা থেকে বেরোনোর জন্য আসলে কি করা যেতে পারে?
হ্যাঁ। বুঝতে পেরেছি। ঠিক। হ্যাঁ। আসলে সত্যিই যখন আমি, যখন আপনি কাউকে একটা উপহার দিতে চান এবং চেষ্টা করেন যে উপহারটা ভালো দেওয়ার জন্য। তখন যদি মাথায় কোনো আইডিয়া না আসে, যে কী দেওয়া যায়? বা বুঝতে যদি না পারেন যে, কি দেওয়া যায়? তখন কিন্তু নিজের মধ্যেও একটা ফ্রাস্ট্রেটিং একটা জিনিস কাজ করে। যে কেন পাচ্ছি না! এমন একটা জিনিস আরকি কাজ করে, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, যখন অনুষ্ঠানে যাই বা কোনো একটা উপলক্ষ্য হয়, তখন একটা উপহার দেওয়া কিন্তু অনেক বেশি মাস্ট হয়ে যায়। এবং অনেক বেশি আরকি, কি বলে এটাকে? মানে দিতে হবে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই সবসময় চেষ্টা করতে হয় যে, এমন কিছু উপহার দেওয়া যেটা হয়তো মিনিংফুল, বা যেটা হয়তো তার জন্য ভালো হবে। অনেকে যেটা করে থাকে যে শুধু চকোলেট দিয়ে এসে পরে। চকোলেটটা কিন্তু অর্থবহ হয় না, এবং এটা ভালো একটা উপহার দেওয়া যায় না। এই ক্ষেত্রে যদি আপনি আমাকে আরেকটু বলতেন, যে আপনার এই যে, যে উপহার দেওয়ার বিষয়ে যে সমস্যাটা আপনার বললেন, আপনি একটু আগে টাকা দেওয়ার বিষয়টায়। এই উপহার দেওয়ার বিষয়ে কি আপনার শুধুমাত্র এই বাজেটের বিষয়টাই আপনার উম মানে কাজ করে? নাকি অন্যান্য বিষয়ও কাজ করে? আপনি চান যে, যাকে আপনি উপহার দিচ্ছেন, তাকে এমন একটা উপহার দিতে, যেটা তার সাথে যাতে সারাজীবন থাকে, বা তার জন্য যাতে অর্থবহ হয়, বা জিনিসটা সে যাতে ব্যবহার করতে পারে। এমন বিষয় কি কাজ করে কিনা?
হু, হু। হু, হু। আহ! জি, আপনি যেরকমটা বলছিলেন যে, আসলে, উপহার দেয়াটা কিন্তু বেশ অ্যা জরুরী একটা মানুষ যখন আসলে দাওয়াত করে সেক্ষেত্রে উপহার দিতে না পারলে বা, কোন কিছু আসলে সেখানে না দিলে, বেশ খারাপ লাগা কাজ করে। তো পাশাপাশি যেই বিষয়টা বললেন যে, আসলে বাজেটের যে বিষয়টা বাজেটটা অ্যা কিন্তু একটা ফেক্ট। কারণ, দেখা যায় যে আমরা অ্যা কোন একটা আ নামিদামি কোনো একটা পার্টিতে যখন যাই, সেক্ষেত্রে আসলে তাদের স্ট্যাটাসে এ স্ট্যাটাসের সাথে যদি আমি মিল রেখে কোন একটা অ্যা বাজেট ঠিক করি, কিন্তু অ্যা পারিবারিক দিক থেকে বা, অর্থনৈতিক দিক থেকে কিন্তু সেটা বেশ চাপেরও হয়ে যায় মাঝেমধ্যে। তো সেক্ষেত্রে যেটা আ আমার কাছে মনে হয় যে অল্প বাজেটে অ্যা কোন ধরনের গিফট আসলে আ দিলে সেই পরিবেশের সাথে মানানসই হবে, সেটা আ বয়স এবং আ আসলে পার্সনভেদেও কিন্তু আ আলাদা হতে পারে। তো এই বিষয়টাই আরকি আমার সমস্যা যে, কোন বয়সের মানুষকে কি, কি উপহার দেওয়া যেতে পারে, সেটা আ আপনি যেরকমটা বলছিলেন আসলে, তার সাথে সারাজীবন থাকবে কিনা? বা সেটা তার কতটা ভালো লাগবে? এই বিষয়টা নিয়ে বেশ আ আ ঝামেলার মধ্য দিয়ে আরকি যাই।
ঠিক। হ্যাঁ। <smacks lips> বুঝতে পেরেছি, আপনার সমস্যাটা। আপনি একেবারে যেহেতু বুঝতে পারেন না, যে, কি দেওয়া উচিত? আপনি কিন্তু অনেক ক্ষেত্রেই এই কাজটা করতে পারেন। যাদের ক্ষেত্রে বা কোনো বিবাহের অনুষ্ঠানে গেলে, যখন দেখা যায় যে, ছোট কিছু দেওয়া যায় না, অনেকে দেখা যায়, যে, এই থালা বাসন এগুলো দেয়। মানি কাঁচের প্লেট, এগুলো, কিন্তু মানানসই হয় না, কোনোভাবে একটা বিয়ের অনুষ্ঠানে। সেখানে আপনারা যেটা করেন করতে পারেন, বর্তমানে যেটা হয় যে, আপনি যদি নগদ টাকা দেন না, এটা কিন্তু একটু দৃষ্টিকটু হয়। কেমন যেন একটু লাগে যে, নগদ টাকা দিলে মানুষ আরকি ভালোভাবে নেয় না। তো এটার অল্টারনেটিভ হিসেবে আপনি যেটা করতে পারেন, আপনি কিন্তু তাদেরকে গিফট কার্ড দিতে পারেন, বা প্রাইস বন্ড এর মতো বিষয় আছে, এগুলো কিন্তু দিতে পারেন। এগুলো কিন্তু মানুষ অনেক বেশ বর্তমানে ব্যবহার করছে, এবং এই জিনিসটাকে মানুষ অনেক ভালোভাবে গ্রহণ করে, যখন আপনি একটা গিফট কার্ড দেন, হতে পারে এটা কোনো শপিং মলে গিফট কার্ড, বা হতে পারে কোনো একটা দোকানের গিফট কার্ড। যেখানে গিয়ে তারা আর কেউ ওই দোকান থেকে নিজেদের পছন্দের জিনিসগুলো কিনতে পারবে। এটা হতে পারে ৳২,০০০, ৳৩,০০০ বা ৳৫,০০০। তখন কিন্তু আপনি আপনার রেঞ্জ এর মধ্যেও দিতে পারবেন। প্লাস তারাও এটা খুব ভালোভাবে গ্রহণ করবে যে, "হ্যাঁ, নতুন একটা জিনিস, ইউনিক একটা জিনিস।" কারণ আমাদের দেশে দেখা যায়, এখন এই জিনিসটার এত বেশি প্রচলন হয়নি, যে, বিয়ের অনুষ্ঠানে বা কোথাও গেলে একটা গিফট কার্ড দেওয়া, সে ওইটা নিজের ইচ্ছে মতো একটা কিনে নেবে। এটা যদি করেন, তাহলে কিন্তু যারা আপনাকে দাওয়াত দিয়েছে, তারা কিন্তু যথেষ্ট খুশি হবে, যে, তাদের পছন্দ মতো তারা কিনতে পারবে। এবং আরেকটা জিনিস যেটা বললেন, যে, অনেক সময় দেখা যাচ্ছে আপনার ব্যক্তিগত কিছু মানুষ, বা বন্ধুবান্ধবের এই জন্মদিন হতে পারে, বা স্পেশাল কোনো উপলক্ষ্য হতে পারে, ওই ক্ষেত্রেও আপনি যেহেতু উপহারের বিষয়টা নির্বাচন করতে পারেন না। এক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন। তাদের যে, শখের জিনিসগুলা আছে বা তারা কি করতে শখ, তাদের শখ কাজ করে, এই জিনিসগুলো কিন্তু আপনি পয়েন্ট আউট করে, বা এই জিনিসগুলো বের করে, কিন্তু তাদেরকে ওই ধরণের জিনিস দিতে পারেন। যেমন অনেকের ক্ষেত্রেই থাকে তাদের ফোনটা অনেক বেশি শখের জিনিস তো তাদের জন্য কিন্তু আপনি ফোন দিতে পারেন, এবং ফোনের ফোনে কভার দিতে পারেন এবং ফোনের কভারের ক্ষেত্রে আরেকটু স্পেশাল বানানোর জন্য, ওই ফোনের কভারের পিছনে কিন্তু তাদের ছবি আপনি প্রিন্ট করে দিতে পারেন। যেটা এখন অনেক ওয়েবসাইটই করে থাকে, বা ফোনের পিছনে তাদের পছন্দের কোনো একটা ছবি, ওইটাও প্রিন্ট করতে পারেন। এগুলো কিন্তু তাদের ক্ষেত্রে অনেক বেশি পছন্দ হবে। শখের জিনিসটা যদি বিবেচনা করে, আপনি গিফট দেন, বা এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে, মগ বের হয়েছে যে, মগে ছবি প্রিন্ট করা হয়। এটা কিন্তু প্রায় সবাই পছন্দ করে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায়, মগে যখন গরম পানি দেওয়া হয়, তখন এই ছবিটা বের হয়। এটা কিন্তু অনেক বেশি স্পেশাল। আপনি কিন্তু এই বিষয়গুলো করতে পারেন, এবং অনলাইনে কিছু জিনিস আছে, সেই জিনিসগুলা আপনি এনালাইজ করে, ঐখান থেকেও নতুন, নতুন জিনিস তাদেরকে গিফট করতে পারেন। যেটা তাদের ক্ষেত্রে অনেক বেশি উপযোগী হবে। এমনটা কি আপনি কখনো ভেবে দেখেছেন? বা এমনকি কখনো করেছেন?
হুম, হুম। উ হুম। আচ্ছা। উ হুম। উ হুম। উ হুম। আহ! আপনি বেশ চমৎকার কিছু আ আইডিয়া আমাকে দিলেন, যেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আ আপনি বেশ সুন্দর করে আমাকে বুঝিয়ে বলছিলেন এবং আ আমি আসলে মেলানোর চেষ্টা করছিলাম। কিন্তু তেমন একটা অভিজ্ঞতা না থাকার কারণে কিন্তু আমি বিষয়গুলো ১ম এ বুঝতে পারিনি। তো আপনি বেশ সুন্দর, সুন্দর কিছু আ অ আইডিয়া দিলেন যে আসলে এইযে মগের যে বিষয়টা, ছবি প্রিন্ট করে যে মগের বিষয়টা কিংবা আ গরম পানি দিলে যে আসলে তাদের ছবি ফুটে ওঠে, এটির যে একটি ইউনিক বিষয়। পাশাপাশি আপনি আরও একটা বললেন গিফট কার্ডের কথা। এটা কিন্তু বেশ আ ইউনিক একটা আইডিয়া। যেটা কিনা সচরাচর এখন আমরা করে থাকি না। বা, এটার যে আসলে প্রচলনটা, এটাও তেমন একটা নেই। আ তো আ বেশ অ্যা ভালো লাগলো আপনার আইডিয়াগুলা এবং আমার কাছেও কেন জানিনা মনে হচ্ছে যে, এরকম ইউনিক কোন বিষয়ে যদি আমি আসলে তাদেরকে উপহার হিসেবে দেই, সেক্ষেত্রে আ তাদেরও ভালো লাগা কাজ করবে এবং আ বাজেটের যে বিষয়টা, সেটাও বেশ আ বাজেটের মধ্যে আসলে আমি একটা ভালো আ গিফট দিতে পারবো বলে আশা রাখছি। তো আমার তেমন একটা আ ধারণা না থাকার কারণে আমি কিন্তু বিষয়গুলা আ ১ম এ বুঝতে পারিনি। কিন্তু আপনি এত সুন্দর করে আমাকে বুঝিয়ে দিলেন যে এখন আমার কাছে আসলে বিষয়টা বেশ পরিষ্কার যে, না হয়তো পরবর্তী যেকোনো একটা আ জায়গায় হয়তো আমি আ এই বষ বিষয়গুলো যদি মাথায় রাখি, তাহলে একটা ভালো উপহার নির্বাচন করতে পারবো। পাশাপাশি আপনি কিন্তু বেশ আরো একটা সুন্দরও উপ আ আইডিয়া দিলেন যে আ মোবাইলের কভারে কিন্তু আসলে তাদের আ পার্সোনাল ছবি কিংবা, তার পছন্দের কোন ছবি প্রিন্ট করার বিষয়টা। এটাও কিন্তু বেশ আ ভালো একটা উপহার হবে বলে আমার কাছে মনে হচ্ছে। আ কারণ এখন সচরাচর আপনি যেটা বলছিলেন যে আসলে আ বিয়ের অনুষ্ঠানে কাঁচের প্লেট কিংবা, খেলা আ মগ কিংবা, দেখা যায় যে, ঘরের আ যাই জিনিস যেগুলো থাকে আরকি, বেশ এইগুলা বেশ পুরোনো একটা ট্রেন্ড বা, আ আ হয়তো গ্রামীণ পরিবেশগুলাতে এইগুলা বেশি চলে। কিন্তু আমরা শহরের পরিবেশে যেটা দেখি যে আসলে আ নগদ টাকাই কিন্তু মানুষ দেয়। সেক্ষেত্রেও বিষয়টা বেশ দৃষ্টিকটু আমার কাছে মনে হয় যে, নগদ টাকা দিলে কেন জানিনা আ তাদের কাছে বেশ আ খারাপও লাগতে পারে। তো আ সব মিলিয়ে বলা যেতে পারে যে, না, আপনার আ আ প্রত্যেকটা পরামর্শই বেশ কার্যকর এবং আমি আশা রাখছি যে এইযে আমার একটা সমস্যা, আমি কোন একটা উপহার আ বেছে নিতে পারি না কিংবা, একটা আইডিয়া আমি পাই না। তো আপনার সাথে কথা বলার পর কিন্তু বেশ আ পরিষ্কার বিষয়গুলো। তো আমি চেষ্টা করবো পরবর্তী দিনে এই বিষয়গুলো মাথায় রেখে একটা সুন্দর উপহার বাছাই করা।
আচ্ছা। জি। ঠিক। হ্যাঁ। ঠিক। জি। জ্বি। এর পাশাপাশি আপনি কিন্তু ট্রেন্ডিং জিনিসগুলো আপনার বন্ধুদেরকে দিতে পারেন। যেহেতু আপনারা এখন ইয়ং এজের বা, ধরা যেতে পারে যে adulthood পার করেছেন, তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে যে ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে, এগুলোর প্রতি কিন্তু অনেক বেশি ঝোঁক থাকবে আপনার বন্ধু-বান্ধবীদের। তাদেরকে যদি এই ট্রেন্ডিং জিনিসগুলো দেন, তাহলেও কিন্তু তারা অনেক বেশি পছন্দ করবে জিনিসটা এবং একটা জিনিস আপনি মাথায় রাখতে পারেন যে, ১ থেকে ৮ বছরের যে বাচ্চা আছে, তাদেরকে যদি কিছু দিতে যান, তখন কিন্তু চকলেট দিতে পারেন। তারা এটা পছন্দ করবে। তার উপরে যারা আছে, তাদেরকে হয়তো দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করে, মেয়েদের ক্ষেত্রে হতে পারে ওই কলমদানি বা, কলম যেটাতে রাখে কলমের ব্যাগ এটা, ছেলেদের জন্য দেখা যায় ফুটবল বা, ব্যাট বল, যেটা তারা রেগুলার খেলে। এই জিনিসগুলো দিতে পারেন। তাদের থেকে একটু বড়ো হলে কিন্তু আপনি গিফট কার্ডের বিষয় সবসময় চয়েস করতে পারেন বা, শৌখিন যে বিষয়গুলো আছে, ওইগুলো চয়েস করতে পারেন। এগুলো আমার কাছে মনে হয় যে, এগুলো যদি আপনি চিন্তা করেন <smacks lips> গিফট দেওয়ার আগে, তখন কিন্তু আপনি উপহারটা নির্বাচন করতে পারবেন এবং উপহার খুঁজে পেতে আপনার জন্য অনেক বেশি সহায়তা হবে।
হুম, হুম। হুম, হুম। জ্বি, অবশ্যই আমি চেষ্টা করবো আপনার বিষয়গুলো মাথায় রাখার। তো আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো এবং আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাকে বেশ কিছুটা সময় দিলেন। আমার সমস্যাগুলো আ বুঝে আমাকে একটা সুন্দর পরামর্শ দিলেন। তো আমি আশা রাখবো এই পরামর্শগুলো আমার ভবিষ্যতের সমস্যা থেকে আ বেশ এ দ্রুত বের হয়ে আসার জন্য কার্যকর হবে। তো ভালো থাকবেন আপনি। আপনার জন্য অসংখ্য ধন্যবাদ।
অবশ্যই। আপনার জন্য অনেক বেশি শুভকামনা রইলো, যাতে আপনি ভবিষ্যতে এখন উপহার নির্বাচন করতে অনেক বেশি সহজ হয় এবং আপনি ভালোভাবে করতে পারেন।